হুম, হুম। নে আসলে এখানে একটা জিনিস হ হয়েছে কি জানেন? আমরা কিন্তু অই যেমন আমি একটু রিজার্ভ আপনি একটু ফ্রি আর একজন একটু ফ্রি আরেকজন একটু রিজার্ভড। এইযে আমাদের একেকজনের একেকটা ইউনিটই ইউনিট পার্সোনালিটি ডেভেলপমেন্টটা আমাদের কিন্তু ডিফারেন্ট তাই না? আপনি হয়তো স সব কথায় মানুষ ফ্রেন্ড এর সাথে শেয়ার করতে ভালোবাসেন। আমি সব কথায় ফ্রেন্ড এর সাথে শেয়ার করতে ভালোবাসি না। হতে হতেও পারে। আম এইযে ইয়া এ এ সোশ্যাল মিডিয়া তে মানুষ এত বাজে লেভেল এ নিয়ে গেছে যে আপনি কাপড়-চোপড় পরা তো ভালো। আমি আজ সকালে মাইযদি থেকে 'আল্লাহওয়ালা এক্সপ্রেস' এ চড়িয়া ঢাকা রওনা হলেও আমার জন্য দোয়া করিবেন। আরে বাবা তুমি ঢাকা যাচ্ছ সো হোয়াট? এটা মানুষের জানানোর ব্যাপার? আমি ঢাকায় পৌঁছেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এখন রন ভাত খেতে যাচ্ছি। আরে! মানে টয়লেট ছাড়া এমন কোন সাবজেক্ট নাই যে দেখায়। আমি দেখেছি হোটেলের লবি দেখাচ্ছে। প্লেন এর ফ্লোর দেখাচ্ছে। প্লেনে উঠেছে প্লেন ফ্লোর দেখাচ্ছে। এত সস্তা হয়ে যে জিনিসগুলো আর নিজেকে এ এত জাহির করা যে আমি প্লেনে চড়েছি। আমি একটা ভালো হোটেলে গিয়েছি। বা কত হোটেলে কত লোক থাকে। এগুলো আজকাল একসময় হয়তো ছিল সেগুলো হয়তো বে বিয়ন্ড রিচ ছিল। অ এখন তো কমন পিপল আ মোটামুটি সবাই প্লেনে চড়ে। মোটামুটি সবাই বড় হোটেলে থাকে। বা এইযে কখনো, কখনো স যায়। তো এগুলো এত ফলাও করে আমি এ করছি আমি সে করছি মানে আমাকে এত ব্যাতিব্যস্ত আমি কোন খেতের মূলা যে আমাকে বে হাজার, হাজার লোকের কাছে দেখাতে হবে। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে কিন্তু। আমি এই জিনিসটার পক্ষপাতি না। কেউ তো দেখায় তার নিজস্বটা তার স এ বা তার নিজের স্পেশাল কি বলব টেস্ট তার টেস্টে ও ঐরকম। তো আমার তার জন্য খুব করুণা হয়। খুব করুণা হয়। আমি কিন্তু নরমালি ছবি দেই না Facebook এ। নরমালি আমি সোশ্যাল মিডিয়াতে এসব লিখি না। হ্যাঁ। দেখছি একটু ভা লুকে নিচ্ছি। কে কেমন লিখছে একটু দেখি। সোশ্যাল মিডিয়া নেতিবাচক দিকটা এভয়েড করতে চেষ্টা করি। তবে এইটা আমার মনে হয় যে আপনার কি মনে হয় এখানে নতুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি আমরা নতুন কোনো সুযোগ বা শেখার অভিজ্ঞতা আমরা কি পাই?
হুম। জ্বী। হুম। জি, হু। হুম। জ্বি। হুম। জি। হু। জ্বি। হুম। জ্বি। হুম। জ্বি। <chuckles> সেটাই। হুম। <chuckles> জ্বি। হুম। হুম। <chuckles> জ্বী। হুম। জ্বি। হুম। জ্বি। হুম। হুম। জ্বি। হুম। জ্বি। <chuckles> হুম। হুম। জি। হুম। জ্বি। হুম। জ্বি, হু, জ্বি। জি। হুম। জ্বি। হুম, হুম। জ্বি। হুম। হুম। হুম। না আসলে পাই। পাই বলতে কি আপনারা মনে করেন আমি আসলে Facebook এ তেমন থাকি না। কিন্তু হচ্ছে Reddit নামে যে একটা সোশ্যাল মিডিয়া app আছে, আ সেটাতে আমি আসলে থাকি মাঝে, মাঝে আরকি। কারণ হচ্ছে ওখা Reddit।
কোনটা? কোনটা? Reddit রিড এ ইট এটা পড়ো এই তো?
আ হ্যাঁ, এটা আস

আর ইন আ R-E-D-D-I-T <chuckles> টাইপের আরকি মানে একটা আ এপ। আ সেটা হচ্ছে আসলে আমরা বাংলাদেশের বেশি ইউজ করি নাই। কিন্তু আসলে ওখানে যদি আপনারা আসলে কোন niche টাইপের কোন কমিউনিটির সাথে আসা আপনার যদি যুক্ত, প্রত্যেকটা ছোট; মনে করেন আপনি আসলে কোন একটা particular গাছ পছন্দ করেন। মনে করেন আপনি পাতা বাহার গাছ খুব পছন্দ করেন। ওই পাতা বাহার নিয়ে আরকি forum যেখানে একজনের পর একজন তার নিজের পাতা বাহার দিবে, টিপস দিবে কিভাবে এগুলোকে ঠিকঠাক করা যায়। আবার হচ্ছে যে মনে করেন আপনি আসলে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। তো specific কোন একটা platform নিয়ে যদি আসলে আপনি কাজ করতে চান বা পেস specific platform সম্পর্কে জানতে চান, ঐসব subject এ যেতে পারেন। এরকম জায়গা থেকে কিন্তু আমি আসলে বেশ কয়েকটা platform এর সুযোগ পেয়েছি। যেগুলো হচ্ছে যে আমার side hustle বা আমি বলবো যে আ মানে কিছু, কিছু নতুন ইনকামের source এনে দিয়েছে। আবার আমি হচ্ছে গাছ লাগাই। তো কাছের আসলে কিভাবে যত্ন নিতে হয় particular কিছু, কিছু কাছের সেগুলো নিয়ে কিন্তু প্রচুর info পেয়েছি। তো আমি বলবো যে আমার লাইফে কিন্তু বেশ একটা ভালো impact ফেলেছে ওই এপটাকে যদি বলি particularly আরকি। তো অনেক কিছু শিখতে পেরেছি আরকি অন্যান্য মানুষ থেকে যারা user.
ও আচ্ছা, R-E-D-D <clears throat> হুম, হুম। হু, হু। হু। হু, হু। হুম, হুম। ওখানে যাওয়া। হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <clears throat> উহু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটাই নিশ্চয়ই। উহু। এবং অনেকে অনেক ভালো কিছু শেয়ার করে যে একটা জিনিসটা এত এমনি রাখলে নষ্ট হয়ে যায়। তা এভাবে রাখলে নষ্ট হয় না। এইযে এভাবে রান্না করে না। অনেকে রান্নাবান্নাও শেখায় ভালো, ভালো অ্যাপসে। তো এটা কিন্তু আমাদের বা ঘরকন্যা যারা করে তাদের জন্য একটা নতুন সুযোগ এনে দিয়েছে। আ আ কি বলবো? মানে জানতে, জানতে জানোয়ার হয়ে যাওয়ার মত অবস্থা আরকি। <chuckles> একবার দেখলে দেখবেন যে সত্যি রান্না শিখে ফেলেছে কিন্তু। কিন্তু আমাদের এই এইটা না আসার আগে এই platform টা আসার আগে কিন্তু রান্না-বান্না শেখার মেয়েদের যে কি কষ্টদায়ক ব্যাপার ছিল। না বলে মুখ ফুটে কাউকে বলতে আমি রান্না করে যাই না। আবার না পারি নিজে রান্না করতে। তাহলে হাত পুড়িয়ে ফেলার, তারপর আগুন লাগার সম্ভাবনা ছিল বেশি। তবে সেদিক থেকে আমার মনে হয় খ নেতিবাচক জিনিস, পজিটিভ জিনিস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক বেশি অনেক বেশি সুযোগ আছে, আমার তাই মনে হয়। হুম।
একদম। হুঁ। জি। জ্বি। হু। উ জি। হুম। হ্যাঁ। <chuckles> জ্বি। হুম। জ্বি। হুম। হুম। জ্বি। হু, জ্বি। একদম। হুম, জ্বি। হুম। একদম। হুম। আমারও সেটা মনে হয়। আমার মনে হয় দিন শেষে সোশ্যাল মিডিয়াগুলো আসলে আমাদের ভালোর জন্যই তৈরি করা হয়েছে। আমার আমরা কিভাবে ইউজ করি সেটার উপরে আসলে এটার ফলাফলটা আসলে বের হয়। আর আসলে জ্বি।
রাইট, রাইট। এক্সাক্টলি। ওইটাই কথা বললাম আপনাকে। ব্যাপারটা তাই আসলে। আসলে আরেকটা জিনিস আপনি আমাদের বাদ দিয়ে গেলাম entertainment এর ব্যাপারটা কিন্তু avoid করা যায় না। অনেক সময় দারুণ entertainment হয় কিন্তু না। সোশ্যাল মিডিয়াতে একা, একা বসে হাসতে পারেন। একা, একা বসে নিজেই উপ উপভোগ করা যেটাকে বলে উপভোগ করতে
উ জ্বী। হু। অবশ্যই। <chuckles> জ্বি, আসলেই। হুম, হুম, হুম। এ জ্বি, অবশ্যই। জ্বী। আর আসলে আপনার সাথে কথাগুলো চমৎকার লাগলো। আশা করি সামনেও নানা বিষয় নিয়ে কথা হতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য শুভরাত্রি।
ইনশাল্লাহ। আপনি ভালো থাকবেন। আপনার কথাগুলো খুব ভাল লাগল। একটা মনের মতো সঙ্গী পেলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
এ জি। জ্বি, ধন্যবাদ।